আসলে আ বেশ কিছুদিন ধরে আমি একটু হতাশ আমার জীবনটা নিয়ে। কারণ হচ্ছে যেভাবে লাইফটা সাজাতে চাচ্ছিলাম বা মনে করেছিলাম যে, আসলে, আ এই ঘটনাটা ঘটলে আমি হয়তো এইভাবে জীবনটা tackle দিতে পারব। এই, এই কাজগুলো করতে পারব। সেরকম আসলে আমার চিন্তা-ভাবনা অনুযায়ী এই ব্যাপারগুলো হচ্ছে না। আ আমার কাছে মনে হচ্ছে আমি কোন কাজই ঠিকঠাক মতো করে উঠতে পারছি না বা উম লাইফ এর যে ব্যালান্সটা আসলে কাজ, পরিবার, আ নিজের শখ সবকিছু মিলিয়ে যে, ব্যালান্সটা এই আ ব্যালান্সটা আসলে আমি করতে পারছি না। এটা এটা নিয়েই আসলে বেশ মন খারাপ থাকে ইদানিং। একটা মানসিক চাপ অনুভব করি। <swallows> অনেক কিছু মেইনটেইন করার চেষ্টা করি। কিন্তু আসলে মেইনটেইন করতে পারছি না। কারো সাথে ওরকম শেয়ার করারও কি কিছু নাই। আসলে আমার মনে হয় যে, বন্ধু-বান্ধবের সাথে এই ব্যাপারটা নিয়ে শেয়ার করলে হয়তো একটু জাজ করবে। আবার পরিবারের মানুষজনের সাথে শেয়ার করলে, উম আমার মনে হয় যে তারাও বোধহয় একটু চিন্তিত হবে, বা বিরক্তও হতে পারে। তো এই কারণে আসলে আপনার সাথে শেয়ার করা। আপনি যদি একটু সাহায্য করতেন?
জ্বী। আপনি যথার্থই বলেছেন। কিন্তু আপনার কণ্ঠস্বর শুনেই বুঝা যাচ্ছে যে, আপনি একটা চিন্তার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছেন। হ্যাঁ, আমাদের প্রত্যাহিক জীবনে এমন কিছু ঘটনা থাকে, যে ঘটনাগুলো আসলে ইচ্ছা করলেও আমরা, আ আমাদের পরিবারকে বা বন্ধুবর্গের সাথে এই বিষয়টি শেয়ার করতে পারি না বা তাদের কাছ থেকে, কোন পরামর্শ চাইতে পারি না। কারণ কিছু বাধ্যবাধকতার কারণে, কিছু বিষয়ে পরিবারকে কখনো বলাই সম্ভব নয়। আবার বন্ধুদের কাছে যদি, এই বিষয়গুলো নিয়ে আলাপচারিতা করা যায়, তাহলে অনেক সময় নিজের মধ্যে একটা দ্বিধা থাকে। যে, সে হয়তো এই বিষয়টি নিজের অজান্তে অন্যের কাছে এ বলতে পারে। এতে কিন্তু একটা আ সমস্যা সৃষ্টি হওয়ার ভয় থাকে। যা হোক, আ আপনি যথার্থই ভেবেছেন। তো, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে আপনি আমার কাছে, একটা পরামর্শের কথা বললেন। তো মূলত আপনি, এ কোন বিষয় নিয়ে পরামর্শ চাচ্ছেন বা আলোচনা করতে চাচ্ছেন? সেই বিষয়টি যদি আমাকে বলতেন, তাহলে হয়তো, একটা দিক নির্দেশনামূলক পরামর্শ ও বা আলোচনা করা সম্ভব হত।
উম, জ্বী। হুম। হুম, জ্বী। হুম, হুম। উম, জি। জ্বী, অবশ্যই। আসলে ব্যাপারটা হয়েছে যে, এ উম আমার তো রেগুলার একটা লাইফ ছিল। আ আ আমার সংসারে একটা রুটিন মেইনটেইন করেই, আমি চলতাম। তো রিসেন্টলি আসলে আমার একটা জব হয়েছে। এখানে আসলে বেশ বড়সড় একটা পরিবর্তনই ঘটেছে। প্রতিটা দিন, অনেকটা সময়, আসলে বলতে গেলে সকাল থেকে বিকেল পর্যন্ত, আমার সেই জব সেক্টর এই থাকতে হয়। তো, আগে যেরকম একটা লাইফ ছিল, যা আমার কাছে মনে হতো, আমি সবকিছু পারফেক্টলি ব্যালেন্স করতে পারি। আ বাচ্চাদেরকে সময় দেওয়া, পরিবারের সময় দেওয়া, একটু বাইরে যাওয়া, প্রতি সপ্তাহে। তারপরে এন নিউট্রিশিয়াস ফুড গুলো মেইনটেইন করা, আমি ঠিকঠাক আ রান্নাবান্না করছি কিনা, বা আমার শখের কাজগুলো গুছিয়ে রাখা, সেগুলো সবগুলোই ছিল। <smacks lips> এখন যখন একটা বড় পরিবর্তন এসেছে জব-টব হয়েছে, এটা আমার নিজের ইচ্ছাতেই হয়েছে। আমি চেয়েছিলাম এটা। কিন্তু আসলে আমার আর কোন দিকে, ব্যালেন্সটা হচ্ছে না। যেরকম, দীর্ঘদিন আসলে আমার, আ আমি আমার অন্যান্য কাজের সাথে এ যুক্ত নেই। ভালো লাগার কাজগুলোর সাথে। আমার কাছে মনে হচ্ছে যে, পরিবারের যে দায়িত্বটা, সেটাও হয়তো, ভালোভাবে মেইনটেইন করতে পারছি না। পরিবারকে ঠিকমতো সময় দিতে পারছি না। এবং বাচ্চাদের যে খেয়াল রাখা, বা তারা আসলে আ খুব বেশি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে যাচ্ছে কিনা, <swallows> কতটুকু স্ক্রিনিং টাইম কি খাচ্ছে? এইগুলোও আসলে অনেক সময় আমার চোখ এড়িয়ে যাচ্ছে। তো উম আমার শরীরের যত্নর ব্যাপারটাও আসলে, পুরোপুরি ইগনোর করতে হচ্ছে। আমি আসলে, চেষ্টা করছি অনেক। কিন্তু, উম এই ব্যাপারগুলো ঠিক মতো, সাজিয়ে উঠতে পারছি না।
আচ্ছা। হু, হুম। হুম। জি, আপনি কোন অংশটাকে ১ম এ আলাদা করতে চাচ্ছিলেন এবং এটাও জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে বর্তমানে কোন ধরনের বাধা বা উদ্বেগ বা নিজের মধ্যে একটা সংশয়, আছে না যে অনেক সময় আপনি কোন বিষয়ে একটা সা সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছেন, সেখানে হয়তো অনেক সময় ব্যক্তিগত বাঁধা আসে বা পারিবারিক কিছু বাঁধা আসে এবং উদ্বেগের সৃষ্টি হয়। আসলে এ ধরনের কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কি আপনার মাঝে?
উহু, হুম। হুম। জি, একটা সমস্যা আসলে ঐটা অতো বড়ও বলা ঠিক হবে কিনা জানি না। আমার কাছে বেশ উদ্বেগের বিষয় হচ্ছে, আমি একটু চাচ্ছিলাম যে আমি যেহেতু কিছু maintain করতে পারছি না। আমার main সমস্যাটা হচ্ছে সময়। হ্যাঁ, আমি সময়টাকে কিভাবে সাজাবো, সাজালে সবকিছু maintain হবে? পরিবারকেও সময় দিবো, একটু বাইরে ঘোরাঘুরিও করতে পারবো। নিজের শখটা রাখতে পারবো, নিজের যত্ন নিতে পারবো। যেটা আগে করতে পারতাম। সেই ব্যাপারগুলো পারছি না। তো আমি আসলে চাচ্ছিলাম যে আমার বাসায় একজন helping hand রাখতে। কিন্তু ব্য এটা নিয়ে আসলে আমার পরিবারের আর যে সদস্য রয়েছেন অ্যা যেমন আসলে আমার <coughs> শাশুড়ি যারা আমার guardian এবং অ্যা আমার হাসব্যান্ডও আসলে এই ব্যাপারটা চাচ্ছেন না, কিন্তু আমি কি আসলে নিজে এতটা maintain করতে পারছি না। অ্যা বা কিভাবে maintain করবো আমি বুঝতে পারছি না। এর আগে আসলে কখনোই আমার helping hand ছিল না। আমি সবটা maintain করতাম। তারা এইটাতেই অভ্যস্ত।
জি।
তো, উম এই ব্যাপারটা নিয়ে আসলে আমি সরাসরি কথাও বলতে পারছি না। তাদের একেবারে বিরুদ্ধেও যেতে পারছি না।
উম জি। এইক্ষেত্রে যে বিষয়গুলো আপনার করা দরকার, সেটি হলো যেহেতু আপনার কর্মক্ষেত্রে একটা পরিবর্তন এসেছে বা, আপনি নতুন একটা কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেছেন
<coughs> জি।
আপনার পূর্বের কোন যদি রুটিন থেকেও থাকে যে, রুটিন মাফিক আপনি চলতেন, সেটি কিন্তু বর্তমানে আপনার চলার ক্ষেত্রে বা, ওই রুটিনটি আর গ্রহণযোগ্য হবে না। যার কারণে আপনি যদি একটি এ রুটিন তৈরি করেন এবং পূর্বের রুটিন থেকে থাকলে সেটিকে যদি একটু ঢেলে সাজানোর চেষ্টা করেন এবং আপনার কাজের পরিসর আর আপনার দৈনন্দিন জীবনের যে সকল চাহিদা আ বা প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো খুব সুন্দর করে লিপিবদ্ধ করেন। তাহলে আমার মনে হচ্ছে যে, আপনি আপনার কাজ এবং আপনার আ ব্যক্তিগত কাজ মানে অফিসিয়াল কাজ এবং ব্যক্তিগত কাজের মধ্যে আপনি হয়তো একটি সময় বের করে ফেলতে পারবেন। যার মাধ্যমে আপনার এ একান্ত যে বিষয়গুলো, সেগুলো সম্পর্কে আপনি অবগত হতে পারবেন। ছোট, ছোট ধাপে প্রক্রিয়াগুলোকে সাজাতে পারবেন। তাহলে খুব সহজেই কিন্তু আপনার সে কাজগুলো সময় অ্যা অনুযায়ী শেষ হবে এবং আপনি আপনার জন্য অনেকটা সময় বের করে নিয়ে আসতে পারবেন। আপনি কি এই বিষয়টাকে কখনো এভাবে ভেবেছেন?
উহুম। উম না আসলে আপনি বললেন যেটা লিপিবদ্ধ করার কথা বা, সুন্দর করে আসলে লিখে সেটা সাজানো। আব আসলে কতটুকু সময় সত্যিই আমি ব্যস্ত থাকছি। আমার কিছুই আ অন্য কিছুই করতে পারবো না। কতটুকু সময় আমি চাইলে অন্য কিছু করতে পারি। কতটুকু স সময় একেবারেই ফ্রি থাকছি। এই ব্যাপারগুলো এবং আমি আসলে ঠিক কী, কী করতে চাই ফ্রি টাইমে? কোনটা মেইনটেইন করতে চাই? এগুলো যে লিপিবদ্ধ করার কথা বললেন, এই ব্যাপারটা আসলে আমার খুব ভালো লেগেছে। আমি আসলে কখনোই লিখিত আকারে আব আসলে কোন কিছু করার চেষ্টা করিনি। আমার সবসময় মনে হয় আমার সময়টা খুব কম। আ আমি এত কিছু একসাথে ম্যনেজ করতে পারছি না। কিন্তু আপনি যেভাবে বললেন, আমার মনে হয় এভাবে যদি অ একবার চেষ্টা করে দেখি। তো আমি আসলে যতটা সময় কম মনে করছি বা, আপ আ কোন সময় পাচ্ছি না। আমার মনে হয় যে ব্যাপারটা অতটা বা থাকবে না। আ কিছু না কিছু সময় আমি পাবো, যেটাতে আসলে আমি এই ব্যাপারগুলো একটু হলেও মেইনটেইন করতে পারবো।
জি। হুম, জি। আপনি এভাবে যদি একটা রুটিন তৈরি করে চলার চেষ্টা করেন, তাহলে আ আপনি দেখবেন যে সময় পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় কথা হলো, নিজের প্রতিও আপনাকে অনেকটা যত্নশীল হতে হবে। এ এখান থেকে সময় বাইর করে যদি আপনাকে, আপনি নিজের জন্য একটু সময় বাহির করেন, যেমন ধরেন; আ খাওয়া-দাওয়া গুলো আপনি ঠিকমত করলেন, ঠিক সময় মতো ঘুমালেন, সকালবেলা উঠে একটু হালকা জগিং করলেন, ব্যায়াম করলেন। অ্যা হয়তো উম বেশি ভারী ব্যায়াম করা সম্ভব না হলেও, যতটুক সাধ্যমত সেটি করলেন, তাহলে কিন্তু আপনার মন মানসিকতাটা একটু পরিবর্তন হয়ে যাবে এবং আপনার শারীরিক যে ফিটনেস, সেটিও ঠিক থাকবে। এর ফলে আপনি কর্মক্ষেত্রে এবং আপনি ব্যক্তিগত চলার পরিসরে একটা অনেকটা, আ আনন্দ ও ময় জীবন গড়ে তোলার যে বিষয়গুলো থাকে, সেটি আপনি করতে পারবেন। এং এবং আপনি যদি রোগমুক্ত থাকেন ব্যায়ামের ফলে বা আপনার ওজন জনিত কোন সমস্যা থাকলে, সেটিও সেরে যাবে। সেক্ষেত্রে কিন্তু নিজেকে অনেকটা আ ভালো মনে হবে। মনে হবে যে, হ্যাঁ, আমি তো ভালো আছি, মনটার মধ্যে একটা ফুরফুরে ভাব আসবে, কাজের মধ্যে আপনার অগ্রগতি আসবে, এ যে কাজগুলো আপনার পূর্বে হয়তো করতে অনেক সময় লেগে যেত, সেই কাজগুলো এখন খুব দ্রুত শেষ করতে পারবেন। এর ফলে আপনার হাতে অনেকটা সময় থেকে যাবে, এ যার কারণে আপনি আপনার পরিবারের সঙ্গেও ঠিক মতো সময় দিতে পারবেন, ব্যক্তিগত যে সময়গুলো থাকবে, সেগুলো সময়গুলো আপনি আপনার কাজে লাগাতে পারবেন। অ্যা হয়তো ঘুমাবার সময় একটু গান শুনলেন বা বই পড়লেন। এর খেত কারণে আপনার দ্রুত ঘুম আসতে পারে এবং আপনি খুব সুন্দর সো আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন। এভাবেও কী বিষয়গুলোকে ভেবে দেখা যায়?
হুম, হুম, হুম। হুম, হুম। আ জি, অবশ্যই। আমার মনে হতচ হচ্ছে যে, অনেক আগে থেকে আসলে এই বিপ ব্যাপারগুলো আমার এভাবে ভেবে দেখা উচিত ছিল। আ যে, আসলে আমি সবসময় ভেবেছি যে, বা আমার আ সন্তানের কথা বা পরিবারের সাথে সময়টা হয়তো ঠিকমতো কাটাতে পারছি না, দায়িত্ব ঠিকমতো মেইনটেইন করতে পারছি না। কিন্তু <swallows> আসলে আমার আ সুস্থ থাকার তো একটা ব্যাপার আছে, নিজের যত্ন নেওয়ার, নিজের ভালো লাগা, ভালোবাসার যে ব্যাপারটা আছে নিজেকে। সেই ব্যাপারটা আসলে অনেকটাই ইগনোর করেছি। এবং আমার মনে হয় যে আমি, আপনি যেভাবে বললেন যে, লিপিবদ্ধ করা, একটা লিখিত রুটিন থাকা এবং আম নিজের আ যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা, নিজের ভালো লাগার কাজগুলো করা। আমি যদি আসলে এ ছোট, ছোট টার্গেট করি এবং সেইভাবে ভাগ করে নিই, সেই জিনিসগুলো লিপিবদ্ধ করে। আমি আসলে ক কত সময় থেকে কত টুকু করব? এবং নিজের জন্য আলাদা করে সময় রাখি, তো আ নিজের শারীরিক যত্ন, মানসিক যত্ন নিই।
জি, প্রতিটি মানুষের কিন্তু একটা নিজস্ব টার্গেট থাকে, নিজস্ব কিছু লক্ষ্য থাকে। সেই লক্ষ্যগুলোকে ভেদ করতে গেলে অ্যাঁ তাকে অবশ্যই কিছু চিন্তা-ভাবনার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, একটা সময় বাহির করে নিয়ে তারপর সেই অনুযায়ী কাজ করতে হয় এবং তার মাধ্যমেই কিন্তু তার সেই লক্ষ্য ভেদ করতে পারে। কিন্তু যদি আপনি নিজেকে শান্ত রাখতে না পারেন, আপনার কাজের পরিসর অনুযায়ী সময় বের করতে না পারেন, নিজেকে অকারণে ব্যস্ত রাখেন এবং মানসিকভাবে উদগ্রীব হন, আ চিন্তাভাবনা করেন প্রতি মুহূর্তে অ্যা তাহলে হবে কি, আপনি আপনার টার্গেটটাকে কখনো ফুলফিল করতে পারবেন না। আ পরিবর্তনকে এ কখনো ছোট ধাপ বা টার্গেটে ভাগ করতে পারবেন না। এ ধরনের বিষয়গুলো আপনি পারতপক্ষে চেষ্টা করবেন অ্যাঁ যেগুলো নিয়ে আলাপচারিতা হলো এবং রুটিন মাফিক চলিয়ে যদি আপনি অ্যা খুব সুন্দরভাবে ভেবে ভেবে থাকেন এবং মনে করেন যে এভাবে চলা যেতে পারে, তাহলে আমার মনে হচ্ছে যে অবশ্যই আপনি এই বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে এখানে কিছু বিষয়টা থেকে যায় সেটি হলো যে, এই বিষয়গুলো অনেক সময় কিন্তু নিজের পরিবার থেকেও কিছু বাঁধা চলে আসে। সে বাঁধাগুলোও কিন্তু তাদের সঙ্গে একটু আলাপচারিতার মাধ্যমে ছেড়ে নেয়া যেতে পারে। বন্ধু-বান্ধবদের কাছ থেকে এমন ধরনের কোনো প্রতিক্রিয়া আসলে সেক্ষেত্রেও কিন্তু তাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে এই বিষয়গুলো খুব সহজে সমাধান করা যেতে পারে। অ্যাঁ আপনার অফিসের যেগুলো কাজ আপনাকে অফিসের কাজগুলো তো করতেই হবে। এখান থেকে তো নিস্তার পাবার কোন প্রশ্নই ওঠে না বা আপনাকে দিবে না। আপনি অপ্রয়োজনে তো বারবার অফিস থেকে ছুটি নিতে পারবেন না যে, স্যার আমার হাতে কিছু কাজ জমেছে, ব্যক্তিগত কাজ তো সেটার জন্য ছুটি চাই। আপনাকে হয়তো ২, ৪, ১০ দিন ছুটি দিলো কিন্তু মাসের পর মাস ছুটি দিয়ে তো কর্তৃপক্ষ লস প্রক্রিয়ায় যাবে না। তাই আপনার টার্গেটগুলোকে যথাযথভাবে এ রেখে, লক্ষ্য স্থির রেখে আপনাকে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে হবে। আপনার কি মনে হয় যে এভাবে বিষয়গুলো নিয়ে ভাবা যেতে পারে?
জি অবশ্যই। হু, হুম। জি, অবশ্যই। উহু, হু। একদমই। হু, হুম। একদমই তাই। হ্যাঁ অবশ্যই। আমার মনে হচ্ছে অনেক আগেই আসলে এই ব্যাপারগুলো যদি এভাবে ভেবে দেখতাম, আমার প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যেতো। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, চাকরি, সংসার ২ টাতেই সমানভাবে ব্যালেন্স করা সম্ভব আসলে। এই পরিবর্তনটাকে যদি সুন্দরভাবে সাজাই। ছোট, ছোট টার্গেটে মেইনটেইন করি। আম সবকিছুই আসলে ঠিকঠাকভাবে করা সম্ভব। আ আসলে এই ব্যাপারটা নিয়ে আগে এতটা হতাশ ছিলাম। আমার মনে হচ্ছিল যে, এত বড় একটা পরিবর্তন হয়েছে সেটার সাথে আসলে কোনোভাবেই খাপ খাওয়ানো সম্ভব নয়। বাট এখন আপনার সাথে কথা বলে অনেকটাই ভালো লাগছে। এখন কনফিডেন্ট লাগছে। এখন আসলে এই ব্যাপারটা উম আমি করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।